হ্যালো।
অ্যা হ্যালো, কেমন আছেন?
ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো। দিনটা কেমন গেলো আপনার?
আজকে দিনটা ভালই গেছে। <chuckles> সারাদিনে বৃষ্টি হয়েছে। তো, আ বৃষ্টি হলে আহ আবহাওয়া ঠান্ডা থাকে, আর ঠান্ডা আবহাওয়াতে খালি ঘুম আসে। <chuckles> তো সারাদিন আজকালে ঘুমের মধ্যেই গেছে। আহ, আপনার দিনটা কেমন গেল আজকে?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! <chuckles> আচ্ছা, আচ্ছা। আমার দিনটাও বেশ ভালোই গিয়েছে। আমি হচ্ছে যদিও বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে গিয়েছিলাম। তার মানে জি, য বেশ সুন্দর মানে আবহাওয়া যেরকম ঠান্ডা বাতাস পেয়ে যাচ্ছিল। এই মৃদুল বাতাসে মানে ঘুরতে যেতে আসলে বেশ ভালোই লাগে। এজন্য হচ্ছে আমি ভাবলাম সকাল, সকাল উঠে আ বন্ধুদের বাসায় যাই, একটু গল্প-টল্প করি। বান্ধবী, সবাই মিলে একত্র হয়ে খাওয়া-দাওয়া করলাম। এরপর বৃষ্টি দেখলাম, তারপরে মুভি-টুভি দেখলাম একসাথে মজা-টজা হলো। এরপরে হচ্ছে কিন্তু এতো ঘোরাফেরা করার মাঝে দিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে আমি যে কতটা খরচ করেছি অ্যা আজকে ১ দিনের মধ্যে মানে আমি আপনাকে বলে বুঝাতে পারব না। তো আমি আসলে একটু খুবই সমস্যায় পড়ে গেছি যে খরচের নিয়ন্ত্রণটা আসলে কী করে আনবো? ভাব মানে সঞ্চয়টা আসলে কীভাবে আসবে আমার জীবনে। তো আপনি একটু প্লিজ আমাকে একটু স বলেন, একটা সাজেশন দিন যে আসলে কিভাবে নিয়ন্ত্রণটা আনতে পারি।
বাহ! অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বা অসাধারণ। হ্যাঁ। <chuckles> হুম। <chuckles> আসলে আমরা প্রতিনিয়ত যেহারে আমাদের খরচটা বাড়তেছে
অ্যা হ্যাঁ।
এভাবে আসলে আমাদের সঞ্চয় করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এবং বিশেষ করে ছোট, ছোট খরচগুলোই আমাদের অ্যা মাস শেষে দেখা যাচ্ছে যে এ অনেক বড় অঙ্কের হয়ে গেছে। বিশেষ করে দেখেন
উহু। জি, জি। একদম ঠিক। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম।
যে আপনার আজকে ভালো লাগছে না, বিশেষ করে বাসায় একটু রান্না, তরকারিটা একটু আ মানে আপনার পছন্দ হচ্ছে না।
জি, জি। অ্যা হ্যাঁ, ভাল লাগে। হুম।
আপনি কি করলেন বাইরে অর্ডার দিলেন। কিংবা আপনি রেস্টুরেন্টে গিয়েই খাওয়া-দাওয়া করলেন।
জি। জি, জ
তো দেখব যে মাসে আপনি এমন করলেন ৫ দিন কি ৬ দিন কি ১০ দিন।
হুম। ওটাই হয়েছে আসলে।
তো অ্যা হ্যাঁ, তো মাস শেষে দেখবেন যে এই ছোট, ছোট খরচগুলোই আপনার অনেক বড় অংকের হয়ে গেছে। আর এই বড় অঙ্কের কারণে আপনি দেখবেন যে আ টাকা সঞ্চয় করতে পারছেন না।
হ্যাঁ। হুম। জি। আসলে ঠিক। আসলে আপনি ঠিক বলেছেন। কারণ এই ছোট, ছোট খরচ থেকেই আসলে বেশি মানে সাধারণত খরচ বেশি হয়ে যায় যেরকম খাদ্যের কথা বললেন। তাজ পাশাপাশি আমার মনে হয় ভাড়া। যার মানে আমার বন্ধু-বান্ধব অনেক দূরে, দূরে থাকে। ঢাকা শহরে কিন্তু ভালোই দূরে, দূরে থাকে। তো আমি যেখানে থাকি এখান থেকে এত দূরে যেতে আসতে যত খরচ হয় এটা আসলে অনেক বেশি। তাও আবার আমি বাইক নেই, কারণ বাসে সবসময় তো আর সেফটি থাকে না। তার উপর দিয়ে হচ্ছে মেয়ে মানুষ। তো আর একটু রি বেড়ে যায়। তো আমি প্রেফার করি যে বাইক টাই নেওয়া। আম উম কোনো খরচ হলেও কি আসলে আমার সেফটি টা মানে অবশ্যই আছে। তো
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তারপর? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অসাধারণ। <chuckles>
<chuckles> পারার মধ্যে আমার মনে হয় দৈনন্দিন ভাবে জীবনে ছোট খরচ কমানোর জন্য আমার অনেক, অনেক মানে আ ইয়ে করা উচিত, বাজেটিং করা উচিত যেটা মনে হয়। আমার একটা ট্রিক্স যেটা যদিও আমার অনেক খরচ হচ্ছে সঞ্চয় ঠিক মতো করতে পারছি না। কিন্তু যতটুকু পারছি ওটার মধ্যে ট্রিকস আমি ব্যবহার করি যে, যতবারই হচ্ছে আমি খাওয়ার কথা চিন্তা করি। বাইরে থেকে ততবারই আমার মাথায় আসে যে আচ্ছা আমি যদি এই খাবারের টাকাটা আ ধরেন এই খাবারটা আমি ২ দিন না খেয়ে থাকলাম বা এই খাবারটা আমি ৫ দিন না খেলাম। এই ২০০ বা এই ৳৩০০ জমতে, জমতে এত টাকাই হবে যে আমি অনলাইন থেকে একটা ভালো কিছু কিনতে পারবো। যেটার সাথে, সাথে খেলেই ফুরিয়ে যাবেন। তাই তো ঐটাই আসলে ভা ভেবে আমি ওভাবে টাকাটা সঞ্চয় করি। এটাই টিকস ট্রিক্স আমার। <chuckles>
হু, হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অ্যা অ্যা দেখেন, অ্যা হ্যাঁ, বিশেষ করে দেখেন। আমরা মাসে যদি ২ দিন ৩ দিন অনেক বড় খরচ করে ফেলাই
হুম বলুন। জি।
তখন কিন্তু আমাদের একটা মাইন্ডে লাগে। ঠিক আছে? যে না আমি আ আজকে এত টাকা খরচ করে ফেললাম?
হু, হু। <chuckles> হুম।
অ্যা কিন্তু দেখা যায় যে আমরা প্রতিদিন যে ছোট, ছোট খরচ করি এগুলো কিন্তু আমাদের কিছু মনে হয় না। তো মাস থেকে যখন আপনি হিসাব মেলায় দেখবেন, তখন দেখবেন যে অনেক খরচ করে ফেলাইছেন। বিশেষ করে দেখেন যে আপনি প্রতিদিন যদি চা, কফি, ফাস্ট ফুড
জী। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, আসলেই। হুম। <chuckles>
আ এগুলো খান। ঠিক আছে? আবার কিছু, কিছু দেখেন যে আপনি অফিসে যাওয়ার সময় আ কিছু সামনে ভালো লাগলো ওইটা যেহেতু দামও কম আপনি কিনে খে খে খেয়ে নিলেন। একটা সময় দেখা যায় যে আপনি প্রতিদিন এই কাজে করতেছেন। দেখা যায় আপনা প্রতিদিনই ৳৫০ খরচ করতেছেন। তো আপনি মনে করছেন যে ৳৫০? এটা কোন ব্যাপারই না। <chuckles> প্রতিদিন যখন খরচ করবেন তো মাস শেষে দেখবেন যে এটা হয়ে দাঁড়ায় ৳১৫০০।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উ হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ। <chuckles> জি, জি। <chuckles> হ্যাঁ। হুম! আসলেই ঐটাই ভাইয়া আপনি আসলে পয়েন্টে এসেছেন। এটার জন্য ধন্যবাদ। ঐটাই আসলে বলতে চাচ্ছিলাম যে এরকম ছোট, ছোট খরচ করে যে কত টাকা জমানো যায়। তো আমার মনে হয় যে এই ট্রিকস গুলো হতে পারে যেটা আমি একটা বললাম। আম কিভাবে মনে করি। আরেকটা হচ্ছে যতবারই আমি হচ্ছে বাইরে খেতে চাই, বা কিছু কিনতে চাই, আমি চিন্তা করি আমার বন্ধুরা যদি এই ১ সপ্তাহ পর, পর মানে প্লান করে কিছু না কিছু কোথায় যাবে, কোথাও যাবে বাহিরে, কোথাও ঘুরতে যাবে, এটা করবো ওটা করবে। তো আমার যদি এখনই হাতে না টাকা থাকে, আমি যদি এখনই সঞ্চয় না করি। তাহলে তখন যে আমি ঘুরা-ফিরা করব, তখন হাত খালি নিয়ে কিছুই কিনতে পারব না। তখন তো আর মজা পাবো না। যেহেতু আমার বন্ধু-বান্ধব ওরা তো খরচ করতে চাবে, ওরা তো কিছু কিনবে। আমি তো দেখে বরঞ্চ আবার মনটা খারাপ হয়ে যাবে। তো আসলে ওভাবেও চিন্তা করি। তার আ তাছাড়া মানে আপনার জন্য একটা প্রশ্ন ছিল। যেটা হচ্ছে যে আপনি কি মনে করেন? মানে ছোট সঞ্চয় বড় আর্থিক <chuckles> স্বাধীনতার পথে সাহায্য করে নাকি মানে অন্য কিছু?
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। না এটা আসলে ব
এর পেছনে কোনো কারণ আছে?
হ্যাঁ, অবশ্যই কারণ আসে বিশেষ করে দেখেন আপনি যখন ছোট, ছোট সঞ্চয় করবেন
হুম, হুম, হুম। জি, জি।
যেমন ধরে নিন আপনি প্রতি মাসে
হুম।
৳2০০০ করে সঞ্চয় করলেন।
জি।
তা অ্যা বৎসরে তাহলে দেখবেন যে চ কোথায় ৳২৪,০০০। হ্যাঁ, তো দেখেন এই ছোট সঞ্চয়টা কিন্তু আপনার একটা সময় অনেক বড় সঞ্চয় হয়ে যাচ্ছে। এটা জাস্ট এক্সাম্পল, বিশেষ করে আপনার হয়তো ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো আছে। ৳২৪, ২৪,০০০ মনে হচ্ছে যে না মাত্র ২৪,০০০? তো অনেক স ইয়ে হ্যাঁ, জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি মাসে ৳১০,০০০ করে সঞ্চয় করেন, তো ১ বছর পর দেখেন ওই ১০,০০০ সঞ্চয়টা আপনার হয়ে যাচ্ছে ৳১,২০,০০০ আর আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী ৳১,২০,০০০ মানে অনেক টাকা। হ্যাঁ, আপনি ৳১,২০,০০০-য় ভালো কিছু ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। আপনি যদি গোল্ড কিনে রাখেন, হ্যাঁ, আপনি অ্যা আপনি যদি গোল্ড কিনে রাখেন তো ৬ মাস পরে দেখবেন ১,২০,০০০ থেকে আপনার ৳১,৫০,০০০ হয়ে গেছে মিনিমাম। হ্যাঁ, আর
২৪,০০০ হুম, হুম। একদম। হুম, হুম। হুম, হু। <chuckles> হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। কত টাকা? একদম ঠিক। অনেক টাকা, হ্যাঁ। হুম, একটা বাইক কি গোল্ড কিনতে পারে। হুম। বাহ! হুম, আসলে গোল্ডের মান বাড়তেই আছে। তো এভাবে সঞ্চয় করাটা খুব ভালো একটা ট্রিক্স, আইডিয়া দিয়েছেন।
<chuckles> আ আবার দেখেন যে
জি, জি।
আপনার কাছে যখন সঞ্চয় থাকবে।
জী।
তখন কিন্তু আপনি এমনিতে স্বাধীন।
একদমই ঠিক বলেছে।
অ্যা হ্যাঁ, কারণ মনে করেন যে আপনি এখন কক্সবাজার যেতে মন চাচ্ছে।
<chuckles> হুম।
কিন্তু আমার কাছে, আপনার কাছে টাকা নাই। আপনি আপনার পরিবারের কাছে টাকা চাইতেছেন, এরা দিতেছে না। বলছে না এখন না সামনের মাসে যেও। সামনের মাসে গিয়ে বলছে না তুমি শীতের সিজনে যেও, হ্যাঁ। তা আপনার কাছে যদি টাকা থাকে আপনার মন চাচ্ছে যে কালকে আমি একটা ড্রেস কিনবো।
উহ। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, হুম।
আপনার সঞ্চয়ের টাকা থেকে আপনি ৫০০০ উঠাইলেন। সুন্দর করে শপিং মলে গেলেন, কেনাকাটা করলেন। এই জায়গাটা আপনার একটা স্বাধীন। আপনারা কিন্তু কারো উপর ডিপেন্ড হচ্ছেন না, নির্ভর হচ্ছেন না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এ না, না সেটাই। সেটা আসলে অনেক, অনেক তাহলে পেছনের কারণ আছে, তাই না? যে ছোট, ছোট সঞ্চয় করা করলে বড় আর্থিক মানে স্বাধীনতার উপরে অনেক হাত আছে। তো যেটাই একদম ঠিক বলেছেন আপনি অসাধারণ। তাছাড়া আমার মনে হয় যে, যেহেতু আপনি বললেন যে, আমি এত ইসে যেতে পারবো, ঘুরতে-টুরতে যেতে পারবো, ছোটখাটো ট্রিপ দিতে পারব। তার পাশাপাশি কি অনেক সময় দেখবেন বাসায় কখন কি হয়ে যায় ওটা কেউ বলতে পারে না। তাই দেখবেন হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেল, কেউ হ হসপিটালাইজড হয়ে গেল। তখন বাসায় টাকার স মানে কষ্ট। বাসায় টাকা নেই। হয়তো দেখবেন আপনার বাবার-মা বা মায়ের কাছে ওই সময়টা হাতে টাকা নেই। আপনার কোন ভাই-বোন খুবই অসুস্থ হসপিটালে মানে এমার্জেন্সি টাকা লাগবে। আ মানে মানুষের কাছে কিন্তু অনেক অনেকেই বলতে গেলে কি কেউই কারো কাছে হাত পাততে চায় না যদি একদম ঠেকে না যায়। তো তো
হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ এটা সুন্দর বলেছেন। যেমন দেখেন যে, আ আসলে আপনার ফিন্যানন্সিয়াল সাহায্য তো সাহায্য এটা সহজে কিন্তু পাওয়া যায় না। হয়তো কাছের কিছু মানুষের কাছে হয়তো বললে। দুই-এক হাজার ৫০০০ দিতে চাইবে। এখন মনে করেন যে আপনা আপনি স বেসরকারি চাকরি করেন।
<chuckles> জী, জী। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, তারা দেয়। জী। হ্যাঁ।
কোন কারণে আপনার চাকরিটা চলে গেল।
ও হো, হুম।
তো আপনার নতুন চাকরি পাইতে, পাইতে ২ মাস ৩ মাস মাঝে, মাঝে ৬ মাসও লেগে যেতে পারে, তাই না? তো আপনার যদি সঞ্চয় না থাকে, আপনি এই ৬ মাস কিভাবে চলবেন?
জি, ভাইয়া হুম। সেটাই তো কত কষ্টে চলতে হবে ভাইয়া, মানে চিন্তা করলে ডিপ্রেশন হয়ে যায়।
হ্যাঁ, এখন আপনার তো হ্যাঁ, হ্যাঁ ১ মাস ২ মাস অ্যা হ্যাঁ, টাকাই তো আপনার বন্ধু-বান্ধবের থেকে নিয়ে আ কিছু একটা করতে পারলেন, আ চলতে পারলেন, জানতে পারলেন। কিন্তু আ ৬ মাস তো আসলে চলা সম্ভব না মানুষের কাছে ধার দেনা করে তাই না? <chuckles> তো এ এইজন্য আমিও মনে করি যে আমাদের সঞ্চয় করা লাগবে আ সঞ্চয় করলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, এবং সঞ্চয় কিছু টাকা থাকলে আমাদের ভেতরে একটা স্বাধীনতার একটা ভাব চলে আসবে <chuckles> কারণ
হ্যাঁ। হুম, হুম। জি। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। একদম ঠিক। জি। একদম ঠিক। ওইটাই ভাই আপনি যেটা বললেন, আসলে আমি একমত। কারণ কি আ এটা হচ্ছে বাচ্চা-কাচ্চাদেরকেও একটা শিক্ষা দেওয়া যে সামনের যে জেনারেশন গুলো আসছে, মানে সামনের যে বা অ্যা শিশুরা বড় হয়ে যে কি ভাববে, তাদের মা-বাবা কি করেছে আমাদের জন্য কি টাকা রেখেছিল, নাকি সঞ্চয় করে, আমাদের জীবনে কি আছে সামনে? এসবের চিন্তা যেন নাই করা লাগে যদি সবাই একটা উদ্যোগ নিক যে সঞ্চয় করাটা যে কত জরুরি। ছোটবেলা থেকেই বাবুদেরকে শিখাক, যেটা আসলে করায় বাংলাদেশের বিদেশের চেয়েও বেশি যে মাটির ব্যাংক গুলো আছে না? ওগুলো দিয়ে। তো এটা আমারও ছিল মাটির ব্যাংক, মাটির হাড়ি। ওখানে ওইখানে হচ্ছে অনেক টাকা রাখতাম সঞ্চয় করতে, করতে ৳১০ ৳৫ র কয়েন, ৳২ র টাকা। তো এটা আসলে তখনই খুব মানে মজার জিনিস ছিল যে যখনই কেউ টাকা দিত ভাবতাম যে এই মাটির ব্যাংকে এখনই রাখি, ওখানে সঞ্চয় হবে, ভালো একটা ভালো খেলনা কিনবো। তো আমার মনে হয় সঞ্চয় করার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস জানা উচিত, যে সব মানুষের একটা গোল সেট করা। যেমন যদি, সঞ্চয় করি কিন্তু গোলই না থাকে তখন একটা সময় না সঞ্চয় থেকে আমার মন ফুরিয়ে যাবে। যে উম না আমি আর করব না, আর ভাল লাগছে না, কিসের জন্য আমি এত জমাচ্ছি, আমি যদি জীবনটার মধ্যে মজাই না করতে পারি উঠতে বসতে, তাই না? তো একটা বড় কিছু গোল সেট করা উচিত যেন ওই মানে ওটার জন্য আপনি কোন একটা ভালো উদ্যোগ নিন। আগিয়ে যাওয়ার জন্য নিজেকে মোটিভেট করা উচিত।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, হুম। আ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। বিশেষ করে আমি
জি।
আ আমি যখন ছোট ছিলাম। আমি কিন্তু এই যে মাটির তৈরি যে ব্যাংক। এটায় অনেক টাকা জমাইতাম। তো দেখতাম যে, এই অনেক টাকা মানে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা জমছে। আমি যেহেতু আমার শৈশব টা কাটছি গ্রামে, তো আমি কি করতাম ওই টাকা দিয়ে একটা ছাগল কিনতাম।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। বাহ!
<chuckles> একটা ছাগল কিনতাম। পরে মনে করেন যে, এভাবে অ্যা ছাগল কিনতে, কিনতে আমার অনেকগুলো ছাগল হয়ে গেছিল এবং <clears throat> অ্যা হ্যাঁ, হ্যাঁ। তো একটা সময় দেখা গেলো আমি আমার যখন ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাইলাম, উন্নতি করতে চাইলাম। তো আসলে আমার পারিবার ভাবে ঐভাবে সাপোর্ট দিতে পারছিল না।
হুম, হুম। এগ্রো ফার্ম হয়ে গেছে। <chuckles> হুম, হুম। জি, জি। আচ্ছা, আচ্ছা।
উম তো আমি ছাগলগুলো বিক্রি করে আমি <coughs> আমার যে ক্যারিয়ারটা বিল্ড করার জন্য যা, যা করা লাগে, আমি কিন্তু সবই করছি। তো আসলে স এজন্য বলি সঞ্চয় থাকলে আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে। ক্যারিয়ারটাও সুন্দরভাবে গুছাইতে পারবেন।
হ্যাঁ, হ্যাঁ। বাহ! হুম, হুম, কিনা। জি, জি। একদম ঠিক বলেছেন। আর বাহ! খুব চমৎকার একটা উদ্যোগ নিয়েছিলেন। আপনি একদম শৈশব কালেই। যে এটা অনেকেই চিন্তা করে না, যে ছোটখাটো এরকম কিছু একটা কিনে রাখি যেরকম এগ্রো ফার্ম আপনি করেছেন। তারপরে গোল্ড এর কথা বলেন। এগুলা কিন্তু খুব ভালো চমৎকার আইডিয়া দিয়েছেন সঞ্চয় করার। আর এটা অবশ্যই ভবিষ্যতে তো অনেক হেল্প করবে। তাই না? আর জি বলুন।
হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। <chuckles> উম আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের বিশেষ করে দেখেন, বিশেষ করে আ যারা বিবাহিত জীবন পার করতেছে। তাদের কিন্তু সঞ্চয়টা আরো খুবই দরকার। কারণ অ্যা কারণ উম তার আহ তার ঘাড়ের উপরে তার সংসার আছে, পরিবার আছে। অ্যা ভবিষ্যতে যে তার ছেলেমেয়ে হবে, তাদের একটা ভবিষ্যৎ পড়াশোনা খরচ মেলে। সে যদি একটা সঞ্চয় না করে, তাহলে কিন্তু তার পরিবারকে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না।
হুম। হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাই তো। জী, একদম ঠিক। সেটাই আপনি খুব ভালো ভালোই একটা কথা বললেন, উদাহরণ দিলেন। তাছাড়া মানে সঞ্চয়টা ওভারঅল মানে করাটা সবার জন্যই ভালো। এটা হোক বাচ্চা হোক বা বুড়ো হোক বা যেকোনো জোয়ানেরই বয়স হোক না কেন। তো সবারই সঞ্চয়টা করা খুবই জরুরী। জীবনটা সুন্দর করার জন্য। মানুষের আশেপাশে আপনার পরিবারের জীবনটা ভালো করার জন্য। তো ভা যাক আপনি অনেক ভালো আইডিয়াও দিয়েছেন, যেরকম গোল্ড কিনা এগ্রো ফার্ম দেওয়া। অবশ্যই আমি এটা ব্যবহার করব আমার জীবনে। তো আমি এখন যেতে হবে সময় অনেক রাত। তো আমি আসি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু শিখলাম আজকে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। উহুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হু, হু। <chuckles> আপনার সাথে কথা হলে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর বলেছেন, সুন্দর উপস্থাপন করেছেন। <chuckles> সঞ্চয় নিয়ে অনেক সুন্দর, সুন্দর টিপসও দিয়েছেন। আপনিও ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।
জি। ধন্যবাদ আপনাকে, আপনিও। <chuckles> অনেক সু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত। জি।